হাসব্যান্ড সব কাজেই সায় দেয় আবার কিন্তু এই সেলাইটা উনি আ স কাজে সায় দিতে চান না। এই কারণে যে, "তোমার কোমর ব্যাথা হয়ে যাবে, তোমার ঘাড় ব্যাথা হবে, তোমার চোখ খারাপ হবে।" এই কারণে উনি আব মানে বলেন যে, "একটানা করো না, একটানা করো না।" সেলাইটা আমি এত ভালোবাসি যে উঠতে ইচ্ছা করে না রেখে। তবে কী? উনি হচ্ছে সব কাজেই সহ উনার খুব খুব সহযোগিতা উম মানে মনোভাবনা সহযোগিতার। কোনো কাজেই বাধা দেন না।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। <laughs> হুম। রাইট। হ্যাঁ। বাহ! হ্যাঁ, এই যে এরকম সাপোর্টিভ একজন হাসব্যান্ড কিন্তু আসলে খুবই আ থাকাটা খুবই ভাগ্যবানের একটা <scoffs> জিনিস। হ্যাঁ।
এটা পাওয়া যাবে। খুবই, তা তো বটে। আমার স্টুডেন্ট লাইফে গিয়ে, তারপরে লেখাপড়া কমপ্লিট করা, তারপরে চাকরিতে উনার হেল্প করা, চাকরিতে ঢুকেও আরো পড়াশোনা চালিয়ে যাওয়া, এটা তো উনার হেল্প না হলে হতো না বা পরিবারের সাপোর্ট না হলে হতো না। এ এই পর্যায়ে আসা।
জি, জি। হুম। একদমই। ছি, ছি। হ্যাঁ এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের সাথেই এই বিষয়টা হয় যে আসলে আ ১ম দিকে হয়তো একটু পড়ালেখার ক্ষেত্রে সাপোর্ট থাকলেও পরবর্তীতে, যে কাজবাজ করার বা হচ্ছে গিয়ে যে সৃজনশীল কোন কিছুর পেছনে যে সময় ব্যয় করার সেই সময়টাও আসলে তারা আসলে আ অ জোগাড় করতে পারে না বা অর্জন করে নিতে পারে না, হ্যাঁ? তো এই যে বিষয়গুলো থাকে, সেগুলো আসলে আ আপনার ক্ষেত্রে নাই বলেই বোঝা যাচ্ছে আপনার কথায়। হ্যাঁ, তো
জি, জি। জি, জি, নাই, আসলেই নাই। উনি কোন বিরোধিতা করেন না, জি।
হুম। বাহ! তো খুবই দারুণ। তো এই যে আ আপনার কাছে যদি একটা জিনিস আসলে একটু জানতে চাই, হ্যাঁ? যে স এই যে সৃজনশীল কাজগুলো যদি কেউ আসলে করা শুরু করতে চায় বা আসলে ধরে রাখতে চায়, তাদের জন্য কী আপনার কোন আ টিপস আছে?
জি। জি, হ্যাঁ। হ্যাঁ, টিপস হচ্ছে যে ভালোবাসা। সৃজনশীল তো ভেতর থেকেই আসে তার নিজের ভিতর থেকেই আসে, তাই না? তাইলে আর অন্যদের হচ্ছে যে তাকে সহযোগিতা করা আর তার নিজের হচ্ছে যে কোন সময় আ ত দোলাচলে না থাকা। আমার কাজটা আমি ভালোবেসে করে দেব। Hundred percent ভালোবাসা থাকতে হবে। এইটা হচ্ছে তাদের জন্য বলা আমার যে, ১০০% ভালোবাসা। <chuckles> একদম।
অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। <laughs> হুম। <chuckles> বাহ! হুম, খুবই চমৎকার <laughs> খুবই সুন্দর একটা পরামর্শ দিলেন এবং এই যে আপনার যে সৃজনশীল আ স্মৃতির ১ম স্মৃতিটা নিয়ে জানতে পেরে এবং এই যে এত বছরে যে আপনি আসলে কত কিছু করেছেন এই নানান বিষয়গুলো আসলে জানতে পেরে খুবই ভালো লাগলো। অনেক ভালো লাগলো আসলে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে গল্প করে। ভালো থাকবেন আপনি। <laughs>
জি। জি। আমার আমারও খুবই ভালো লাগলো এই বিষয়গুলো বলতে পেরে আর আপনি এমন, এমন কথা বললেন যে, আমার ১ম, ১ম কী, কী করেছি সবই আবার ১ বার চোখের সামনে ভেসে আসলো, সেজন্য খুবই ভালো লাগলো। খুব ভালো থাকবেন ধন্যবাদ।
<laughs> আপনাকেও অসংখ্য ধন্যবাদ।